Mechanical watch যদি আপনার ব্যবহার করার অভ্যাস থাকে বা আপনি যদি ওইটা ব্যবহার করতে পছন্দ করেন, তাহলে তো আপনার আসলে digital watch অ্যা হ্যাঁ, ব্যবহার করতে খুব বেশি একটা ভালো লাগারই কথা না।
উ-হুম। হু, হুম। <coughs> সরি। না আসলে, ওইযে বললাম না কিছুটা স্বাস্থ্যপ্রেমী লোক বা ওইযে digital product এর প্রতি কিন্তু একটা না, আমি হলাম এমন একটা মানুষ আরকি যার আসলে <tsk> অ্যা ২ ধরনের product আসলে পছন্দ। এ মানে যখন যেটা নিয়ে আসলে চিন্তা করি ওই দিকেই চলে যাই। যেমনটি আসলে classic যে বিষয়টি বললাম, ঐরকম classic জিনিসের প্রতি তখন আসলে ধাবিত হই। আবার যখন আসলে digital জিনিসের প্রতি থাকি তখন আসলে ওইদিক মানে মন যখন যেটা আসলে চায় আরকি।
হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি, বুঝতে পারছি। তাও ভালো এখন
না, আমি আসলে Samsung এর watch গুলো আমার ভা হুম, হুম। <tsk> না ভাই, এছাড়াও আসলে অনেক কিছু আসলে আ বলা যায় যে করা যায়। শুধু যে ঘড়ি কিনি এরকম কিন্তু আসলে বিষয় না, তাই না? আ আমার ক্ষেত্রে আরকি।
মানে আপনার Samsung এর watch ভালো লাগে খুব? আচ্ছা, আর কি, কি কিনতে পছন্দ করেন?

আচ্ছা, আমার ক্ষেত্রে একটু উল্টা। আমি analog watch পছন্দ করি। আ মানে কাঁটার বা মেশিন এর automatic এই ধরনের ওয়াচ গুলা জি, জি, জি এইগুলা আমার ভালো লাগে। তো অতিরিক্ত টাকা হলে দেখা যাচ্ছে, একটা আ ঘড়ি কেনার ইচ্ছা হয়। অ্যা বা জুতা।
হুম, হুম। মা ওই যে mechanical যে ওয়াচ গুলো। হু, হুম। হু, হু। না আসলে আপনি যেটি বললেন, আমার ডিজিটাল এবং <whistles> এনাল আমার মূলত আসলে কেয়া যেটাকে collection বলে, যে ওইটি করার, খুব শখ বা মানে আমি করে থাকি। যে আমার আসলে এনালগ ঘড়ির আসলে বলতে পারেন যে অনেক ডিজাইন বা mechanical watch ও আসলে আমি বাহির থেকে পর্যন্ত আনিয়েছি। মানে আমি আসলে ২ টা জিনিস নিয়ে fascinated বাট আমি আসলে regular use এর জন্য আসলে digital watch কে prefer করি। কিন্তু আ কিছুটা বলা যায় যে special days এর জন্য আসলে analog watch কে use করি। Classy যে বিষয়টা আসলে থাকে।
অ্যা হ্যাঁ। জি, জি। অ্যা হ্যাঁ। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। বাহ! কিন্তু মানে কোন ধরনের watch আপনার পছন্দ বা আপনার collection এ কি, কি, watch আছে? একটু শুনি।